আচ্ছা, আমি ১ম যে সিদ্ধান্ত ছিল যে আমি একটা জিনিস বুঝলাম যে আমাকে আমার ইনকাম এর বাইরে এসে এটায় টাকা বিনিয়োগ করতে হবে। এখন দেখেন, মানুষের কাছ থেকে টাকা বিনিয়োগ নেওয়াটা না দ এদ ১ হলো রিস্কি, ২ হইলো যে খুঁজে পাওয়াও একটা ভেজাল। ঠিক আছে? যে কাকে মানাবেন বুঝাবেন? এর থেকে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমার কিছু একটা আলাদা টাকা, আমার ইনকাম এর বাইরেও একটা আলাদা টাকা রাখতে হবে। আমি বেশ ছোটখাটো প্রজেক্টে কাজ করতেছি। দেখা গেছে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে টা একটা টাকা আলাদা করে রাখতেছি। জি, জি, জি। এখন করব কি এই ডিসেম্বর পর্যন্ত আমি সবগুলা গুছাবো এবং আমাদের মার্কেটিং এর জন্য কনটেন্ট তৈরি করতেছি। আমরা একটা পডকাস্ট শুরু করতেছি এই সপ্তাহ থেকে এবং আগামী ১ মাস কোনরকম টাকা খরচ না করে শুধুমাত্র কনটেন্ট পোস্ট করব। এই যে কিছু জিনিস গুছাবো এবং আগামী জানুয়ারি থেকে আমরা হলাম আ আ অ্যাডভার্টাইজমেন্ট এ টাকা খরচ করা শুরু করব এবং হ্যাঁ একটা এ অটোমেশন চ্যানেল ও তৈরি করতেছি। যেখান থেকে আসলে রোবট মানুষদেরকে কল দিবে এবং কলের মাধ্যমে যেটা হবে যে ওই ক্লায়েন্ট গুলো আমার হয়তো আসবে, ফিল্টার করে আমার সাথে একটা মিটিং পর্যন্ত আরকি সেট হবে। তো এই য
হুম। সেটা তো অবশ্যই। আচ্ছা। হুম। আলাদা করে রাখতেছেন। বাহ! আচ্ছা। <chuckles> হুম। টাকা খরচ করবেন। আচ্ছা। আসবে। না বিষয়টা বেশ সুন্দর কিন্তু যে একটা ব্যাপার। যে আপনি যেহেতু আসলে আপনার যে ব্যবসার ক্ষেত্রটা এটা আসলে আপনি অনেক বাড়ানোর জন্য কিন্তু আপনি ধাপে, ধাপে জিনিসগুলো পরিবর্তন করছেন। যাতে এটা একটা বড় একটা জিনিসে যাতে পরিনত হয়। তো এই যে, যে আপনার ইচ্ছাগুলো যে আপনার যে পরিবর্তন করার দরকার এটা ঠিক কিভাবে আসলো? এবং এই যে, যে চিন্তা এটাকে আপনি আসলে কিভাবে কন্টিনিউ করবেন?
হুম, হুম, হুম। মানে অনেকগুলো ধাপে, ধাপে করা। আচ্ছা। জি, এই চিন্তাটা আসছে এখান থেকে যে দেখা যাচ্ছে কি ব্যবসায় যেটা হয় আপনার ১ মাসের ইনকাম অনেক ভালো হবে ১ মাস খারাপ হবে। কিন্তু এতে দেখা যাচ্ছে কি যে আমার পারিবারিক দিক থেকে আমি একটা চাপ অনুভব করতেছি যে এ দেখো তুমি একটা চাক আমার বাসা থেকে বলতেছে, "তুমি একটা চাকরি করলে তোমার বছরে, বছরে প্রমোশন হবে তোমার ব্যবসার একই অবস্থা আছে। কোন মাসে একটু বেশি টাকা আবার কোন মাসে দেখা যাচ্ছে তোমার হাতে টাকা থাকতেছে না। এইগুলা তো আসলে মানা যায় না।" এখন
আচ্ছা। হুম সেটা তো ঠিক। আচ্ছা। <chuckles> হুম। মানা যায় না। বিষয়টা কিন্তু ঠিক যে একটা ব্যাপার। যখন ব্যবসার ব্যাপারটা আসে, যদি ওভাবে আসলে ইনকাম যদি না হয় তখন কিন্তু আসলে পরিবারিক পারিবারিক যে চাপের ব্যাপারটা এটা কিন্তু থাকে সেক্ষেত্রে আসলে দেক আপনাকে চাকরি করতে উদ্বুদ্ধ করছে। কিন্তু আপনি আপনার ব্যবসাটা বাড়াতে কিন্তু আসলে অনেক চেষ্টাই করছেন। বিশেষ করে ছোট, ছোট প্রজেক্ট এ কাজ করে কিন্তু বিষয়গুলো বাড়াচ্ছেন। তো পরবর্তীতে আপনি আসলে কি পদক্ষেপ গুলো নিচ্ছেন?
জি, জি, জি।